হুম, তো সেইক্ষেত্রগুলো থেকে আমি বলব যে আপনার যদি সত্যিই টাকা উপার্জন করেন বা করার কোন ইচ্ছা থাকে, আপনাকে কিন্তু নিজের মার্কেট ভ্যালু বাড়াতে হবে। আর সেটা হচ্ছে একমাত্র আপনার নিজের দক্ষতাটাকে অর্জন করতে হবে।
হুম। আচ্ছা। হুম। ঠিক আছে। আমি ভালোই বুঝলাম আপনার কাছ থেকে <chuckles> অ্যা যেকোন বিষয়ে ভালোভাবে দক্ষতা অর্জন না করে আসলে হাত দেওয়া যাবে না যদি অনলাইনে বা ফ্রিল্যান্সিং করা হয়।
ঠিকই বলেছেন। আমিও আপনাকে সেটাই বলছিলাম। তো সেক্ষেত্রে আ আপনি কি বলবেন? এই বিষয়ে আপনার কোন ধারণা আছে কি?
হুম। আমার আসলে এতটা তো ধারণা ছিলই না এইযে ফ্রিল্যান্সিং বিষয়ে। তো ইদানিং করে কিছুটা হয়েছে আর কি বলতে পারেন। যে অনলাইন-এ ইনকাম করা যায়। তাও ১ম এ যখন শুরু করেছিলাম কিছুটা যা আমি করি। তো বিশ্বাসই ছিল না যে আ এখান থেকে অর্থ দিবে। তো পাওয়ার পরে আমার বিশ্বাস হয়েছে না, এখান থেকে সত্যিই অর্থ দেয়।
জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম, হুম, হুম।